হ্যাঁ, আর এগুলো দেখলে কিন্তু তখন না আসলে নিজের মধ্যে নিজেকেও একটু বিরক্ত লাগে। নিজের প্রতি নিজের একটা বিরক্ত আসে, রাগ আসে। আবার সেসব পেজের প্রতিও রাগ আসে। আর আমার মনে হয় যে এটার আসলে সমস্যা কি যে, আ online space এ অনেক creator রা আছে যারা হচ্ছে আসলে fake review দিয়ে আ fake review না তারা হয়তো paid review যেটা <chuckles> paid review দিয়ে দেয় হ্যাঁ।
উম হুম। সেটাই। সেটাই। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। এটাই এইটা এইটা তো এটাই। সেটা তো একদম ভালো কথা বলেছেন। আমি এরকম এই review দেখে অনেক জায়গায় খাওয়া-দাওয়া করতে গিয়ে জীবনে যে পরিমাণ ধরা খাইছি আসলে এর চাইতে বাজে খাবার কখনো খাই নাই। ঠিক আছে? আমি
হ্যাঁ। হুম। ও, একদম সেইম একদম সেইম। আমার ক্ষেত্রেও। যে কি যে জঘন্য খাবার! বললো যে, "এখানের মতো মানে মজাদার খাবার আমি জীবনেও খাইনি।" ওরা এটা বলবে মনে হচ্ছে যেন খাবার খেয়ে মানে আনন্দে মরে যাচ্ছে। বাট আমি যখন গেলাম <chuckles>
হ্যাঁ। হুম। হ্যাঁ। উম সেটাই। হ্যাঁ, এরকমই, হ্যাঁ। মানে আমি ওদের কথা শুনে মনে হচ্ছে যে মানে আসলে কি জানি খাইছে আর আমি কি মিস করতেছি। তো আমিও খুব আশা নিয়ে যাওয়া আশা নিয়ে যাওয়ার পরে এরকমভাবে আশাহত হইতে হয়। আসলে আমি ওদেরকে এখন believe করা ছেড়ে দিছি। ঠিক আছে? এইজন্য ওই ওইগুলা দেখে খাবার খেতে যাই না আমি ওইগুলা।
হ্যাঁ। হ্যাঁ। হুম। <chuckles> হুম। একদম। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তো তবুও আমি believe করতাম। <chuckles> 1st এ 1st এ একটু দেখা যাচ্ছে যে কয়েকজন আছে না? কিছু, কিছু influencer যাদেরকে হয়তো আসলে believe করতাম। তাদের প্রতিও আসলে শ্রদ্ধা, respect বোধ সব হারায়ে ফেলেছি। যদিও আমি আসলে অত influenced হই না। কিন্তু খাবার-দাবার, আমি হচ্ছে foodie মানুষ। আমার একটু ভালো লাগে যে নতুন খাবার ট্রাই করবো। <chuckles>
<chuckles> হ্যাঁ। হু, হুম। হুম। সেটাই। যাই হোক, আমি আপনাকে একটা advice দিব যে আপনি ওইযে পুরান ঢাকার খাবারগুলোর ব্যাপারে অতটা মানে ইয়া নিয়ে আশা নিয়ে যাবেন না। ওই জায়গার খাবার ওরা যতটা দেখায় ওরকম কিছুই না কিছুই না। ঠিক আছে? ওই জায়গায় ওই ওরা যেইরকম যেই কাবাব বিক্রি করে বা যেই ইয়া বিক্রি করে এর চাইতে অনেক হাজার গুণ ভালো কাবাব আপনি হয়তো আপনার এলাকায় খেয়ে ফেলেছেন অলরেডি, হ্যাঁ? ও ওইটা আমার মানে recent অভিজ্ঞতা তো। ঠিক আছে? তো আসলে এ এই কারণে আমি বলছি যে হ্যাঁ, আপনি অযথা কেন টাকা নষ্ট করবেন, হ্যাঁ? এর চাইতে আসলে একটা ভালো জায়গায় গিয়ে বসে শান্তি মতো একটু খেলেন। খাওয়ার পর যদি একটা তৃপ্তি না আসে খাওয়ার তো কোন মানে নাই। আচ্ছা।
হ্যাঁ। জি। হুম। আসলেই। জি, জি, জি। <chuckles> হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, <chuckles> তাই warn দিচ্ছেন আরকি? <chuckles> হুম। না অবশ্যই। হুম। হুম। জি। জি। না, একদম ঠিক বলেছেন যে খাওয়ার পরে যদি আসলে তৃপ্তি না আসে আমিও আসলে food reviewer দের খাবার-দাবারের review দেখে মাঝেমাঝেই আসলে pocket থেকে টাকা যেমন গিয়েছে, মন-মেজাজও প্রচুর খারাপ হয়েছে। কারণ দেখা যাচ্ছে ওদেরকে হয়তো ভিডিওর জন্য portion গুলো অনেক বেশি দিচ্ছে। ওদেরগুলো হয়তো দেখে মনে হচ্ছে ভালো। আর আমি এসে দেখি যে তেলে জুবজুবে আ মানে উল্টাপাল্টা খাবার, লবণ নাই, এই নাই, সেই নাই। মানে কি যে জঘন্য অবস্থা! তারপরে আসলে হ্যাঁ।
হুম। হু, হু, হু। সেটাই। হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। সেটাই। সেটাই। আজকেও আজকেও একটু আগে একটা এরকম hyped একটা জায়গা থেকে নিয়ে আসলাম, হ্যাঁ? মনে করেছিলাম হয়তো ভালো হবে। মতিঝিলে একটা ওইযে ওইযে এ ওই কি যেন ওইযে বিফ হোটেল খুলেছিল না একটা বনশ্রীতে? অইরকমই একটা মতিঝিলে একটা মানে ইয়া খুলেছে আরকি, ব্রাঞ্চ খুলেছে। হ্যাঁ? তো ওইখানে গেলাম আরকি। তো অতটা আসলে মানে ভালো না খাবারের মান আমি যতটুকু দেখলাম। তো যাই হোক, খাবারের ক্ষেত্রে আসলে
আচ্ছা। ও, হুম। আচ্ছা। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হুম। জি। আচ্ছা। হুম। না, এরকমই আসলে হয় আরকি। <chuckles>